<laughs> হ্যাঁ, দেখা যায় যে আসলে স্মার্টফোনের যে ব্যাপারটা সেটা কিন্তু আমাদের জীবনে উতপ্রতভাবে আসলে জড়িয়ে পড়েছে। তো স্মার্টফোন ছাড়া কিন্তু আসলে বা নিজের জীবনকে আসলে কল্পনায় করা যায় না। অনেক ক্ষেত্রে দেখা যায় আমার ক্ষেত্রেই <laughs> একদমই তো। আমার ক্ষেত্রে আসলে দেখা যায় যে আসলে এই যে অ্যালার্ম আসলে না বাজলে ঘুম থেকে আসলে সত্যিই ওঠা হয় না। তখন মনে হয় যে আসলে দিনের যে আসলে শুরুটা সেটা আসলে হারিয়ে ফেলছি তো একদমই। আসলে তো দেখা যায় যে আসলে স্মার্টফোন আমাদের জীবনে বেশ দারুণ একটি ভূমিকা রেখেছে। যে আসলে তাকে ছাড়া একটা দিনও আসলে মনে হয় যে আসলে আ দিনটা আসলে যেতেই চায় না আমার কাছে মনে হয়। <laughs>
হুম। অনেক গভীরভাবে। কল্পনা করা সত্যিই কঠিন। হুম, হুম। জি, জি, জি। সেটাই হয় নাই। আচ্ছা, আচ্ছা। মানে শুরুই হয়নি এরকম লাগছে, তাই তো?
একদমই, একদমই। তো এরকমটা আসলে হয়ে থাকে। আসলে স্মার্টফোন আমাদের আ প্রতিটা ক্ষেত্রে বলব যে আসলে প্রতিটা কাজের মধ্যেই কিন্তু আসলে জড়িয়ে আছে। পড়াশোনা থেকে শুরু করে আ নিজের বিভিন্ন যে আসলে রিল্যাক্সেশন এর যে ব্যাপারগুলো বা আমরা অনেক সময় এ ঠান্ডা হতে চাই বা মাথা আসলে অনেক সময় কাজ করে না। একদম, একদম। আসলে সবকিছুর মধ্যেই কিন্তু স্মার্টফোন জড়িয়ে আছে।
হুম, হুম। সব কিছুর ভিতরে। জি, জি, জি। দারুন। আচ্ছা, সেইক্ষেত্রে আপনার রুটিন টা কেমন হয়? যে এই যে ঘুম থেকে সকালে উঠলেন উঠে আপনি কাজ করতে বসলেন বা কি, কি ভাবে কি করেন একটু বলেন তো?
হ্যাঁ দেখুন আসলে প্রথমে যখন আসলে আ স্মার্টফোনে আমি আ বা অ্যালার্ম র্দিয়ে রাখি এবং অ্যালার্ম দেওয়ার পরে দেখা যায় যে আমি যখন ঘুম থেকে উঠি তখন দেখা যায় যে এই সকালের যে আসলে সূর্য উঠার যে অনুভূতিটা সেটা কিছুটা গ্রহণ করি। এরপরে কিন্তু ঠিক আবার রুমে চলে আসি। রুমে চলে আসার পরে কিন্তু আসলে আ গতকাল রাতে আসলে কী, কী হয়েছে বা দেশের যে নিউজ গুলো সেটা কিন্তু দেখার চেষ্টা করি এবং দেখা যায় যে আমি যখন আসলে নিউজগুলো দেখি তখন কিন্তু কিছুটা আসলে আ ভালো লাগার যে অনুভূতি সেটাও কিন্তু আসলে হয়ে থাকে সেক্ষেত্রে। <laughs> ওইযে আসলে বান
হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি, জি যেস আচ্ছা, আচ্ছা। সেই অনুভূতিটা কাজ করে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে আপনার ওই দিনটা শুরুই হয় আসলে স্মার্টফোনের মাধ্যমে যে আপনি উঠলেন, ফিশ অ ফ্রেশ হলেন, তারপরে দেখা যাচ্ছে যে দেশ বিদেশে কোথায় কি হচ্ছে আপনি ওই খবরগুলো জানার চেষ্টা করছেন। তাই তো? এরপরে স্মার্টফোনে আসলে আপনার জীবনের সবথেকে বড় ভূমিকা কি? এটা কি শুধু ফোন হিসেবেই বে অধিকাংশ টাইম থাকে নাকি আসলে এটা অনেক কাজে লাগে। যেমন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যেমন আপনি বললেন নিউজ পোর্টাল দেখছেন। তা আপনার আসলে কোন কাজটায় সবথেকে বেশি ব্যবহার হয়?
একদমই। একদমই ঠিক তাই। একদম।

হ্যাঁ, দেখুন আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যে আ এখন থেকে বা যখন আসলে সোশ্যাল মিডিয়া বা এই ধরনের যে আ ব্যাপারগুলো যখন ইউস করা বা স্মার্টফোন যখন ১ম ব্যবহার করা শুরু করেছিলাম, তখন দেখা যেত যে আমার ক্ষেত্রে যে আসলে আমি কিন্তু একটি আ গেমস খেলতাম। সেটা PUBG Mobile তো দেখা যেত সে সময় কিন্তু আমি কিন্তু ভীষণভাবে আ বলব যে আসলে কিছুটা আসলে <chuckles> একদমই, একদমই, আসক্তির যে পর্যায়টা সেটাই আসলে সেই সময় চলে গিয়েছিলাম। তো দেখা যেত একটানা আ বা ১০ ঘণ্টা বা ৮ ঘন্টা পর্যন্ত আসলে গেম খেলেছি বন্ধুদের সাথে। তো দেখা যেত যে, এটা আমার কাছে মনে হয় যে, ইস স্মার্টফোন আমাকে কিছুটা আসলে সেই সময়গুলো আসলে আ পেছনের দিকে নিয়ে গিয়েছে। এবং আমি কিন্তু একদমই, একদমই, তো দেখা যেত যে, আমার অতিরিক্ত সময় আসলে আ সেখানে না চাইতেও বা আমি চাচ্ছি না যে না আমি আসলে এটা করব না। তারপরেও কিন্তু আসলে হয়ে যেত।
আচ্ছা, আচ্ছা। মানে অনেক বেশি গেম খেলতেন, আচ্ছা। আসক্তি লেভেলের প্রত্য লেগেছিল। জি, জি, জি। আপনার কাছে কেড়ে নিয়ে গেছে। জি, জি, জি। তারপরেও কিভাবে জানি সময় দিয়ে দিচ্ছিলেন। জি, জি, জি অনিচ্ছাকৃতভাবেও। তখন আপনি কি করতেন? যে আসলে এই জিনিসগুলো যখন বুঝতে পারলেন যে আসলে সময়টা অতিরিক্ত যাচ্ছে। দেখা যাচ্ছে যে কখনো reels দেখতে যেয়ে রিলে এ আটকা পড়ে যাচ্ছেন, কখনো গেম খেলতে যেয়ে গেমে। তো এই পরিস্থিতিতে আপনি কি, কি, পদক্ষেপ গুলো নিয়েছিলেন একটু বিস্তারিত বলবেন?
একদমই, একদম। হ্যাঁ, দেখুন অনেক ক্ষেত্রে দেখা যায় যে, আমরা কিন্তু ইন্টারনেট ইসূতেও কিন্তু ভোগী তো অনেক সময় দেখা যায় যে আমরা আ reels বা বিভিন্ন যে ব্যাপারগুলো সেটা কিন্তু আ বিভিন্নভাবে আমাদেরকে দেখা যায় যে, আমার আজকে আ ভালো লাগছে না কোন একটি কাজ করতে। তখন কিন্তু আমরা এই যে স্ক্রলিং বা বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া যেগুলো রয়েছে যেমন আ Facebook e যেমন আ reels এ একদমই, একদমই। তো দেখা যায় যে আসলে সেগুলো ব্যবহার করছি এবং তার পাশাপাশি আ ভালো লাগছে কি এয় ও অনেক ক্ষেত্রে দেখা যায় যে, ইন্টারনেট ইসূ হয় তখন কিন্তু দেখা যায় না। বা ঐযে ঘন্টাটা বা কিছুক্ষণ মুহূর্তের জন্য কিন্তু ইন্টারনেট ইসূ হয় তখন দেখা যায় যে, মনের মধ্যে কিন্তু একটা ছটফটানি কাজ করে। যে আসলে আ কেন হচ্ছে বা কিসের জন্য বা কখন <giggles> একদমই, একদমই।
ঠিক, ঠিক। জি, জি, জি। এগুলো তখন বেশি ব্যবহার করা হয়। জি, জি, জি। জি। কেন হচ্ছে, কিভাবে হচ্ছে? এতে আমার আসলে র‍্যাংকিনং এর সমস্যা হবে কিনা? বা আমি আসলে যে হ্যাঁ, হ্যাঁ, একটা কম্পিটিশন যেটা বজায় থাকে আরকি ঐ সময় মনের ভিতরে একটা উতালা জাগে। তাই তো?

হ্যাঁ, দেখুন আসলে বর্তমানে কিন্তু দেখা যায় যে বিভিন্ন যে বইগুলো বা আমি যে প্রফেশনে আছি সেই প্রফেশনের যে বইগুলো সেটা কিন্তু আ বেশ সুন্দরভাবে কিন্তু স্মার্টফোনের মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই আ পড়তে পারি বা দেখা যায় যে যেই প্রয়োজনে যে ব্যাপারগুলো রয়েছে না সেটা কিন্তু যেকোনো পর্যায়ে কিন্তু আসলে আমরা টুক করে আ দেখে নিতে পারি। তো এই যে আসলে ব্যাপারগুলো। সেটা বলব যে আমার কাজের ক্ষেত্রেও বলব যে স্মার্টফোনের ভূমিকা বেশ অনেকটা এবং তার পাশাপাশি দেখা যায় যে আসলে আ বিভিন্ন যে ব্যাপারগুলো রয়েছে যেমন আমি আ কোন একটি জায়গায় ঘুরতে যাচ্ছি তখন কিন্তু এই স্মার্টফোনের মাধ্যমে সেই আ ছবিটা তুলে রাখতে পারছি বা সেই দৃশ্যটা ধারণ করে রাখতে পারছি। তো এই যে ইতিবাচক যে দিকগুলো সেটা কিন্তু আমাকে বেশ আ বলব যে আসলে স্মার্টফোনে একদমই যে আসলে জড়িয়ে রেখেছে এক প্রকার বলব যে আসলে আজ <laughs>
জি, জি। করতে পারেন। জি, জি, এটা, এটাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আকর্ষণ করছে। জি, জি, জি। যে চাইলেও ছাড়তে পারছেন না। আসলে কি যে আপনি একটা মুহূর্ত যদি দূরে থাকেন তখনই আপনার হয়তো লাগবে যে, "হ্যাঁ ঠিক আছে আমি কিছু হয়তো মিস করে যাচ্ছি, কিছু হয়তো দেখা হলো না।" এরকম। আচ্ছা সোশ্যাল মিডিয়ার কথা বলুন তো আপনি আসলে কত ঘন্টা মো নিজে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন এবং এটা কি মানে আপনার জন্য যথেষ্ট নাকি আপনার কাছে মনে হচ্ছে যে বেশি সময় দিয়ে দেওয়া হচ্ছে?
একদম, এক। একদমই ঠিক তাই। <laughs> হ্যাঁ, আমি যদিও আসলে একটি রুটিনের মধ্যে সবকিছু করতে চাই। যেমন স্মার্টফোন এটা কিন্তু আ ভালো দিক এবং খারাপ দিক বা উভয় দিকটি কিন্তু রয়েছে। একদমই। যে আমরা যদি আসলে অতিরিক্ত ফোনগুলো ব্যবহার করি না, তাহলে দেখা যাবে যে আমাদের কিন্তু এই যে আ বিভিন্ন স্মার্টফোন বা বিভিন্ন যে ডিভাইস গুলো রয়েছে সেখান থেকে কিন্তু ১ ধরনের গামারশ্মি বের হয়। যেটা কিন্তু আমাদের চোখের জন্য কিন্তু বেশ আ ক্ষতিকর তো একদমই। তো দেখা যায় যে আমি কিন্তু আসলে আ স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে কিছু, কিছু সময় যে আসলে ব্লু ফিল্টার এর যে আ চশমাগুলো রয়েছে সেটা পরিধান করার চেষ্টা করি বা পড়ি অনেক ক্ষেত্রে। তার পাশাপাশি আমি কিন্তু এই স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে একটি নিয়মনীতি রেখেছি। যেমন আ সারাদিনে আমি আ ৩ থেকে ৪ ঘন্টা আসলে স্মার্টফোন ব্যবহার করব। তার মধ্যে ২ ঘন্টায় কিন্তু কোন না কোন কিছু নতুনত্ব জানার চেষ্টা করবো বা কোন স্কিল শেখার চেষ্টা করব বা আজকে।
জি, জি, জি। সবগুলোই আছে, হুম। জি। খুবই ক্ষতিকর। জি জি জি। জি, জি, জি, জি। আচ্ছা। এ এটা কিন্তু দারুন ভাই। যে আপনি মানে একটা স্মার্টফোন ব্যবহার করার জন্য যেন আপনার স্বাস্থ্যের ক্ষতি না হয় সেটা নিশ্চিত করার জন্য আপনি চশমা পড়ছেন। আবার দেখছেন যে, যে সময়টা দিচ্ছেন সেটা যেন সীমিত হয় এবং সেটা যেন পর্যাপ্ত ব্যবহার হয়। সত্যিই দারুন। আর কি কি করেন আপনি?
একদম। একদমই। একদমই, এক